হ্যাঁ, হ্যাঁ।
আপনি খেয়াল করে দেখবেন যে কাজের সমতুল্য এই অর্থ হয় না। এটা সম্মানী। এটা কখনো পারিশ্রমিক বলা যাবে না আমার মতে। এ এটা এটা এটা হলো সম্মানী। প্রতিটি কাজের কখনো পারিশ্রমিক আসে না। আ আ বিশেষ করে, ঐযে আ একটা প্রস মানে প্রসঙ্গ তুলেছিলাম যে জমিতে যারা শ্রম দিচ্ছে আপনি যদি কখনো স্বচক্ষে দেখেন তাহলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। সকালবেলা সে জমিতে গেছে, সে এ কোদাল দিয়ে জমিতে হাল পারতেছে। এটা গ্রাম্য ভাষায় হাল পারাই বলে। জমিতে কাজ করতেছে। সারাদিন কঠোর পরিশ্রমের পর সে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাবে হ্যাঁ
Right. না, না। না, না, না। হু। Okay, right. Okay. হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। মানে হ্যাঁ। হাল চাষ করা মনে হয় না? হাল চাষ। হ্যাঁ।
সে ৳৪৫০ পাবে এবং এ তাকে শুধুমাত্র ১ বেলা খাওয়ানো হবে এবং তার যে পরিশ্রম, এই পরিশ্রমের তুলনায় এই অর্থ হ্যাঁ? কখনোই equal মানে সমান হতে পারে না। এটা শুধুমাত্র সম্মানী। এছাড়া আমি মনে করি যে কখনোই সম্ভব নয়। আপনি দেখলে তো আপনার মানে মাথা খারাপ হয়ে যাবে। এই হ্যাঁ।
আহা! এটা কি না, nothing. Right. সম্মানী। হ্যাঁ, হ্যাঁ। না, আমি আমি দেখেছি। আমি আমি জানিনা যদিও পারিশ্রমিকের আ amount টা বা স সম্মানির amount টা আমি জানিনা। কিন্তু আমার আ গ্রামের বাড়িতে যাওয়া হয় তো, তো হচ্ছে আমার দেখা হয়েছে। আ আসলে এটা খুবই কষ্টদায়ক একটা কাজ এবং সেটার তুলনায় সম্মানীটাও অনেক আ কম। এবং আ এই কারণেই কিনা আমি জানিনা, এই কারণেই আ আমাদের দেশে আ কৃষির কাজের মানুষ পাওয়া এখন একটু tough হয়ে যাচ্ছে কি?
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি ঠিকই আপনি ঠিকই বলেছেন যে এই সকল কাজে মানুষ উৎসাহ হারাচ্ছে কারণ আ তার চাহিদা পূরণ হচ্ছে না। আ এই কাজগুলো ভালো কাজের মধ্যে পড়লেও আবার স মানে আমাদের সমাজ এদেরকে খুব একটা ভালো স্বীকৃতি দেয় না। কাজগুলো ভালো কাজ কিন্তু সমাজ কর্তৃক তাদের স্বীকৃতি হ্যাঁ।
এর জন্যই হতে পারে। Exactly! হ্যাঁ। Right, right. স্বীকৃতিও দেয় না plus হচ্ছে আপনার আ শুধু আনন্দের জন্য করলেও তো হবে না, জীবন জীবিকার জন্য তো করতে হবে। So সেই জায়গা থেকে তো সেইখানে আ তারা অনেকটা কম টাকা পাচ্ছে, ও কম পারিশ্রমিক পাচ্ছে। সেটা তাদের জন্য একটু কষ্টের হয়ে যায়। Anyway আ আপনি আপনি কিভাবে এভাবে কাজে যখন ভালো কোনো কাজ করেন, হ্যাঁ তখন আপনি কিভাবে ধরেন, আপনি নিজেকে নিজে অনুপ্রেরণা দেন যে আরও ভালো কাজ করতে হবে, সেই কাজটা কিভাবে করেন?
হ্যাঁ। হ্যাঁ। আবার হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আপনি এ একদম ঠিক বলেছেন যে আ কিছু কাজ আছে যে ব্যক্তি উদ্যোগেই করা সম্ভব। আবার কিছু কাজ আছে যে যৌথ উদ্যোগে, আপনি একাই উদ্যোগ নিলেন আবার সবাইকে নিয়ে এই কাজটা করতে হবে। হ্যাঁ, এটা আ আমি আপনাকে একটা আ ভালো কাজগুলোর মধ্যে একটা কাজ দেখাই। যে কুরবানির পরে আমাদের এদিকে যে ঈদুল আজহা গেল
জি। Right, right. নিয়ে, হুম। হু, হু। হ্যাঁ।

Right.
আবার আবার দেখেন যারা উচ্চবিত্ত, যাদের পক্ষে অর্থনৈতিকভাবে এই পরিবার বা সামাজিক কাজে এগিয়ে আসলে তারা করতে পারবে, তাদের কোন সমস্যা নাই। এই অ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যারা তারা কিন্তু এই পারিবারিক ভালো কাজগুলোতে খুব একটা অংশগ্রহণ করে না। তাদের মধ্যে একটা খিতখিতি ভাব থাকে যে, এদের পাশে দাঁড়ালে এদের গায়ের ময়লা হয়তো আমার গায়ে লেগে যাবে। আপনি খেয়াল করে দেখবেন। আ তো হ্যাঁ, সম
Right. Right, right. হ্যাঁ, হ্যাঁ। Right. হ্যাঁ, হ্যাঁ। উম আ সবাই না। আর পাশে দাঁড়ানো মানে যে পাশে দাঁড়া দাঁড়িয়েই করতে হবে, তা না। আ স মানে তা অন্য কাউকে দিয়েও করানো যায়। আমার মনে হয় অনেক করায়ও, but properly যে সেটার distribution হয় না। আসলে problem টা কিন্তু প্রত্যেকটা section এ section এ আমার কাছে মনে হয়। যখন একটা উপর পর্যায় থেকে একজনকে টাকা দিল, যে "তুমি ওই এতিমখানায় বা ওই মাদ্রাসায় গিয়ে তুমি তাকে খাওয়াবা।" কিন্তু আপনি কি জানেন যে, ওইখানের যে হুজুররা, মানে আমি অনেক এরকম যেহেতু আমি এরকম বুদ করি, এজন্য আমি জানি, হ্যাঁ? ওইখানে যে হুজুররা বা যারা organization এ থাকে, হ্যাঁ? তাদের হাতে টাকাটা দেওয়ার পরে তারা কিন্তু ওই টাকা পুরোটা তাদেরকে বাচ্চাদেরকে খাওয়ায় না। তাহলে সমস্যাটা কি শুধু বড়লোকদের বলবেন? বা যাদের অর্থের, অর্থের অভাব নেই, তারা কিন্তু ঠিকই অর্থ দিয়ে যাচ্ছে। আর সেই টাকাটা যখন তাদের হাতে চলে যাচ্ছে, মধ্য পর্যায় চলে যাচ্ছে, মানে হুজুরদের হাতে চলে যাচ্ছে বা or organization এ চলে যাচ্ছে, তখন সেইখান থেকে তারা ন্যূনতম একটা percentage হচ্ছে বাচ্চাদের জন্য খরচ করছে জাস্ট দেখানোর জন্য যে হ্যাঁ, খরচ করছি। বাকি টাকাটা কিন্তু তারা নিজেদের pocket এ ঢোকাচ্ছে। So, এরকম ঘটনা কিন্তু ঘটে।
না, না এই হ্যাঁ। হায় অ্যা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ। আপনি হ্যাঁ আপনি, আপনি ঠিকই বলেছেন, যে, যারা এসব কাজে নিজের স্বার্থ খোঁজে তারা তো কখনো ভালো কাজ করতে পারবে না। তারা ভালো কাজে নিজেকে নিয়োজিত করতে পারবে না। কারণ আ তার মধ্যে একটা সবসময় নোংরামি, গোঁড়ামি, একটা মনোভাব এবং স্বার্থান্বেষী, selfish যেটাকে স্বার্থপর বলে। এই মনোভাব সবসময় তার মধ্যে থাকবে। সে মনে করবে যে আমি বাঁচলেই আ বাপের নাম। হা আ তো তারা কখনো সমাজে উন্ন অ উন্নতি বা উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবেও না এবং তারা ভালো কাজ করে আনন্দও পাবে না। বরং
জি। Right. Right. হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এদের জন্য, এদের জন্যই তো আমাদের দেশের অ এই অবস্থা। আমাদের দেশে তো আ proper distribution গুলো যদি ঠিকমতো হতো, like ধরেন ও ও সবার কথা personally বাদই দিলাম। সরকারের টাকাটা, যেই টাকাটা জনগণের জন্য ব্যবহার করার জন্য অ ব্যবহার করা হয় আরকি, দেওয়া হয়, সেটাই যদি বিভিন্ন জায়গায় মেরে না খাওয়া হতো, তাহলেই তো বাংলাদেশের চেহারাটা change হয়ে যেত। তাই না?
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। অ অনেক কিছু জানতে পারলাম। আ অনেক জ্ঞান আহরণ হলো। আগামীতে, আগামীতে আবারও কথা হবে। শুভ দুপুর।
জি। জি, আমারও ভালো লাগলো। ভালো থাকবেন আপনি। জি।